<chuckles> আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সিচুয়েশন এর উপরে মানে আলাদাভাবে রিঅ্যাক্ট করি। আসলে কোনো নির্দিষ্ট কোনো বাক্য নেই। কারণ সব মানুষ আলাদা। যেমন আ কিছু, কিছু মানুষকে ডিরেক্টলি না বলতে হয়। যেমন আমাকে আমার বসকে ডিরেক্টলি না বললে, সে ভাবে যে আমি 'হ্যাঁ' বলেছি। তো সেক্ষেত্রে তাকে বলতে হয় যে, আমি পারব না। <chuckles> এই জিনিসটা সম্ভব না। যুক্তি দিয়ে বোঝাতে হয়। আবার অনেককে সরাসরি না বলে, তারা খুব মানে কষ্ট পায়। যেমন আমার আ দাদুর দাদুর ক্ষেত্রে আরকি। তো তাকে আসলে ডিরেক্টলি না বলা যায় না, তাকে বলা যায় যে, "আচ্ছা, আমি তো এটা করব। আচ্ছা, আমি দেখতেছি।" <laughs> এটা বলে তাকে আসলে মানে বোঝানো-যায়।
নির্ভর করে। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী অবশ্যই। <laughs> জ্বি। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। কষ্ট পায়। জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম। জী, জী, জী, জী। আসলে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়। আচ্ছা এই যে বসের কথাটা বললেন, এটা কিন্তু অনেক মানুষ আছে যাদের জন্য একটা সমস্যা। সেক্ষেত্রে অ্যা অ বসদের প্রধান সমস্যাটা কি হয় যে, তারা 'না' কে মানে যতক্ষণ পর্যন্ত তাদেরকে সরাসরি না বলা হয় তারা কি সবসময় 'হ্যাঁ' ই শোনে?
হ্যাঁ। হুম। জি। হু, হু। <chuckles> হ্যাঁ, আম আমার ক্ষেত্রে তো এরকমই হয় যে, যখন সরাসরি না বলি না, ভাবে যে, হ্যাঁ। তো প্রথম, প্রথম তো বুঝতাম না যে প্রথম, প্রথম যেটা দেখা যাচ্ছে যে, বলছে, "তুমি কি এটা আ তুমি এটা করো।" আমি বলছি যে, "আচ্ছা, আসলে এটা তো একটু কঠিন। অ আ আমার তো মনে হচ্ছে না যে, আমি পারব।" এটা বলেছি। সে কিছু বলে নাই। পরে বলেছে, "হ্যাঁ, এখন তো ডেডলাইন। কোথায়?" তো আমি তো ভাবলাম যে, "আমি তো বলেছি যে আমি পারব না।" তো তো মানে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ২ বার হয়ে গিয়েছিল। তারপর আমি বুঝলাম। হুম।
জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। জী, জী, জী, জী। আচ্ছা। <laughs> মানে, বোঝা যাচ্ছে। যে আপনি মানে স যখন বলছেন যে বিষয়টা কঠিন, আপনার বসের কাছে মনে হচ্ছে যে, "আচ্ছা, ঠিক আছে কঠিন তো কি হইছে, করে ফেলবে।" আর পরে দেখা যাচ্ছে যে, আপনি বোঝা যাচ্ছিলেন যে, আসলে এটা আমি পারবো না। <laughs>
হ্যাঁ। সে করে ফেলবে। হ্যাঁ। পারব না। <chuckles> হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আসলে সমস্যা করে মাঝে, মাঝে আরকি।
জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা আপনি বসদের জন্য কি, কি করত করা যেতে পারে? বলুন তো, যে যাতে বস রা এরকম ভুল কম করে।

হ্যাঁ, এরকম হয়েছে। অনেকে আসলে কমিটমেন্টে অনেক বেশি স্ট্রং থাকে। তো এরকম অ হয় যে, আচ্ছা, এটা পরে করব। তো করার পরেই বলি যে, "হ্যাঁ, চলো। আ এখন তো পরে, এর সময়।" <laughs> তো সেই সময়, অ্যা তাদেরকে যদি আমার হাতে সময় থাকে, আমি অবশ্যই তাদেরকে সময় দেই। সেই জিনিসটা করি। কিন্তু যদি সম্ভব হয় না, তখন কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে, কেন আমি করতে পারছি না। আর বেশিরভাগ সময় যদি লজিক্যাল মানুষ হয় বা যদি একটু বুঝে, মানে অ শুনে তখন কিন্তু তারা বুঝে। তখন তাদেরকে আবার তারা সেড হয়ে গেলে, তাদেরকে হয়তো বলি যে, আম আ আজকের লাঞ্চ এর আ ট্রিট আমার। এভাবে করলে তারা আবার খুশি হয়ে যায়।
জি, জি, জি, জি। জি। জি, সময়ে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করেন যাওয়ার। হু, হু, হু। জ্‌ জি, কেদে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তাদেরকে একটা উপকার দেওয়া, কোনভাবে সেটা হতে পারে লাঞ্চ এর একটা স্ট্রিট। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এই যে, না বলা কিন্তু একটা আসলে বিশাল একটা যোগ্যতা ঠিক আছে? বিশাল একটা যোগ্যতা। অনেকেই আছেন, না বলতে পারে না। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি উপদেশ দিবেন যে, না, বলতে তারা কি করতে পারে? বা কিভাবে তারা শুরু করতে পারেন?
<chuckles> অ্যা জি। হ্যাঁ। হুম। একদম। হুম, তো আমার প্রথমে যে উপদেশটা সেটা হবে, যে প্রথমত আ ছোটখাটো বাউন্ডারি টা বন্ধু-বান্ধব বা ফ্যামিলির সাথে করে ট্রাই করা। কারণ সেখানে আপনি না বললে, মনে করেন, আপনার বন্ধু-বান্ধব বলল যে, তারা কোথায় খেতে যাবে? তো ২ ৩ জনের মধ্যে ১ জন হয়তো বলল যে, সে এই জায়গায় কফি খেতে যাবে, কেউ মনে করেন কফির ক্ষেত্রে। একজন বলল, সে গ্লোরিয়া জিন্স এ খেতে যাবে, আর একজন বলল, নর্থ এন্ড এ খেতে যাবে। একজন বলল যে, না, দোকানের চায়ের স্টল এ, সে চা খাবে। তো এই জিনিসগুলোতে কিন্তু আপনি আরগু করতে পারেন যে, না হ্যাঁ, তো সেখানে কিন্তু বলা যায় যে, আমি এখানে চা খাবো। তো এটার জন্য কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে না। তো এরকম ছোটখাটো জিনিস দিয়ে শুরু করা যেতে পারে। যাতে হচ্ছে যে, অ্যা সে আস্তে, আস্তে না বলাটা শিখে। তারপরে গিয়ে, আ মানে বড় কোন সিচুয়েশন এ কিন্তু আস্তে, আস্তে সে কনফিডেন্ট পাবে।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <laughs> মানে একেকজন, একেক জিনিস চাচ্ছে। জি, জি, জি। না, না, কখনোই না। আচ্ছা।